আমার এটা হচ্ছে স্থির ইনকাম। মানে আমি হচ্ছে গিয়ে আ কোম্পানি থেকে মাস শেষে এই টাকাটা পাই। এবং বেতনটাও কিন্তু আমার পেতে, পেতে ধরেন ৮ তারিখ ৯ তারিখ হয়ে যায়। তো ওই জায়গা থেকে দেখা যাচ্ছে ওইযে ২০ তারিখের পরেই আমার অবস্থা একেবারে মানে খারাপ হয়ে যায়। তো এইটাই মূলত আসলে সমস্যা এবং মানে অন্য সময় আসলে টাকা ঢোকার কোনো সুযোগটা আসলে নেই। আমি আসলে যেহেতু চাকরি করি।
জি। হুম। জি, জি। আচ্ছা। বুঝতে পেরেছি। তার মানে টাকাটা আপনার একবারেই আপনি যেটা পান, সেটাই আপনাকে সারা মাস খরচ করতে হয়, তাই না? তো সেই ক্ষেত্রে মানে, আপনার যে খরচ এবং আপনার যে ইনকাম এটার মানে অ্যা মানে ডিফারেন্ট টা কতক্ষণ? মানে আপনার, ইনকামের চেয়ে কি আপনার ব্যয় বেশি নাকি এইটা সমানে, সমানে হয়ে যায়?
উ জি। আসলে বিষয়টা কি? যে মানে, সমস্যাটা হচ্ছে যে, মানে খরচ বেশি হতে পারে না। এখন না থাকলে কিভাবে করব? তবে, সমস্যাটা হচ্ছে হচ্ছে হয় না? যে ধরেন আ মানে একটু স মানে স্বচ্ছভাবে চলাফেরা করা বা একটু স্বাভাবিকভাবে। এমন না যে বিলাসিতা প্রতিদিন বাহিরে খাচ্ছি এইরকম না কিন্তু, ঐযে আমি যে একটু স্বাভাবিকভাবে চলাফেরা করব বা নু নিজের যে একটা হাত খরচ আছে। ওই জায়গাটাই মূলত আসলে শেষ পর্যন্ত গিয়ে আটকে যাই বা ঐযে নিজের হাত খরচটা আসলে ওইভাবে থাকে না। তো, এই বিষয়টা নিয়ে এইযে আজকে এটা লাগবে, ঐটা লাগবে, এইটা কিনা লাগবে, এইটা কিনা লাগবে, এইটা, এই বিল বাকি, ঐ বিল এরকম করতে, করতে আসলে, দেখা যাচ্ছে মাস শেষে সবাই সবকিছু হয়। নিজের বেলায় আসলে টানাটানি লেগে যায়। জি আপনি ঠিকই বুঝেছেন।
জি, জি। হুম, হুম, হুম। এইটা হচ্ছে না। জি। হুম, হুম, হুম। জি। হুম, হুম। হ্যাঁ, মানে টানাটানি করে চলে যায়। জি। হুম। বুঝতে পেরেছি। খুবই খারাপ একটা সিচুয়েশন কারণ দেখা যায় যে, অ্যা সচ্ছলভাবে চলতে না পারলে, দেখা যায় জীবনের উপরে তখন একটা বিতৃষ্ণা চলে আসে, তাই না? যেটা আপনার ক্ষেত্রে হয়তোবা হয়েছে, আপনি আপসেট হয়ে পড়েছেন। জীবন সম্পর্কে অনেকটা উদাসীন হয়ে যাচ্ছেন হয়তোবা। আপনার কথা শুনে কিন্তু বোঝা যাচ্ছে। তো এইক্ষেত্রে আপনি কিন্তু মানে যদি একটু বাড়তি ইনকামের কোনো রাস্তা বের করা যায় আপনি কিন্তু এই চিন্তাটা করতে পারেন, হ্যাঁ? কারণ যেহেতু অ্যা শক্তি সামর্থ্য আছে আপনি কিন্তু চাইলে আপনি অ্যা ২য় কোনো রাস্তা, এইটা হইতে পারে টিউশন অথবা কোনো একটা জায়গায় কিছু টাকা-পয়সা ইনভেস্ট করা, একটু ব্যবসা করা। এ ধরনের বাড়তি কোনো ইনকামের চিন্তা কি কখনো করেছিলেন?
জি। হ্যাঁ। আচ্ছা।